শুভ সকাল ভাই! কেমন আছেন?
জি বলতে পারেন একদিক দে ভালো আছি <scoffs> এবং অন্য দিক দিয়ে খারাপও আছি। সকালটা ভালো কাটেননি। <chuckles> তাও আপনাকে জ্বী, জ্বী বলতে পারেন আজকে আমার একটু পরীক্ষা ছিল এবং পরীক্ষার যে চাপটা, এটার জন্য আমার একটু খারাপ লেগেছে বা খারাপ দিনটা গিয়েছে। <chuckles> অ্যা
কেন, কেন ভাই? সে বলেন, বলেন। জ্বি, জ্বি, জ্বি। কী বলেন! আপনার পরীক্ষায় কি খারাপ হয়েছে নাকি?
হ্যাঁ পরীক্ষা খারাপ তো অবশ্যই হয়েছে। <scoffs> যদি বলি যে পড়ালেখার যে চাপটা, এটার জন্য আমাদের অনেক সময় অনেক সমস্যায় পড়া লাগে। যেমন এই যে আমি যে কথাটা বললাম, আমাদের যদি বলি আমাদের হচ্ছে ৪ মাছে একটা করে সেমেস্টার, হ্যাঁ? তো ৪ মাসে আমাদের ৩০০-৪০০ পেজের একটা বই অ্যাম পড়াচ্ছে। তো এই দে, দে ৩০০-৪০০ পেজের বই, আপনার কি মনে হয় যে আসলে ৪ মাসে এ <scoffs> কভার করা উচ আ কভার করা ঠিক হবে? বা এটা হয়? বা এটার থেকে আমরা কিছু শিক্ষা পাবো? আপনি কি মনে করেন? এটা হয় কোনদিনও?
জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা ভাই, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আছেন? নাকি কলেজে আছে IUBAT আচ্ছা জি, জি, জি, জি। শিক্ষা জীবনে আসলে আমি যদি বলি যে পড়াশোনার চাপ এটা আসলে শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। কারণ আমার মতে পড়াশোনাটা হওয়া উচিত শিক্ষণীয়। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি হলাম BRAC থেকে বের হয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনার চাপটা আসলে কখনোই আমাদের জন্য ভালো না, শিক্ষার্থীদের জন্য। এটা সবথেকে ভালো দিক হলো জ মানে এটার একটাই মাত্র শিক্ষার যদি ভালো দিক থাকে সেটা হলো, শেখার আগ্রহ তৈরি করা। আমার এক জন শিক্ষক ছিল, সে আমাকে বলত আমার কাজ তোমাদেরকে শিখানো, পড়য়া বুঝায়া দেওয়া না। আমার কাজ হলো তোমাদেরকে সাহায্য করা তোমরা কি শিখতে চাও, সেটা সম্পর্কে ২ দুইটা জিনিসের দিক নির্দেশনা দেওয়া। শেখার কাজ হলো তোমাদে
আ IUBAT IUBAT একটা প্রাইভেট ভার্সিটি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা বেশ! হুম, হুম। হ্যাঁ, এটা অবশ্যই। হু, হু। জ্বী, জ্বী। হ্যাঁ এটা জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী, জ্বী, জ্বী।